আসলে ইদানিং বিশাল বড় একটা বিপদে পড়ে গেছি। যতবার একটা কাজ করতে যাই মনে হয় যেন <tsk> হ হইতেই চায় না। বিশেষ কইরা ইদানিং routine বানানোর চেষ্টা করতেছি প্রায় গত ৬ মাস ধরে। কিন্তু প্রত্যেকবার routine বানাই, routine লেখাও হয় আবার routine পালন করার চেষ্টাও করি। দেখা যায় যে সকালবেলা শুরু করি, একদিন চেষ্টা করি মানে অ্যা routine follow করার try করি। কিন্তু পরের দিন আবার কোনো না কোনো কাজ চলে আসে। দেখা যায় ওই সময়টায় আসলে routine টা আর পরের দিন continue করা হয় না। কি যে ভেজালে পড়ছি! মানে প্রত্যেকটা দিন আমার এইভাবে চলা আরম্ভ করছে যে, আ ঠিক আছে, ১ দিন করতে পারি নাই। এ এ পরের দিন থেকে আবার ওই routine টা ঠিক করার চেষ্টা করব। কিন্তু পরের দিন হওয়ার সাথে, সাথে আবার ওই একই ঝামেলায় পড়ে যাই। দেখা যায় যে routine টা আর follow up করা হয় না। এরপর, উম আ আবার ২-৩ দিন চলে যায়। আবার চেষ্টা করি আবার routine-এ ফেরার জন্য। আবার একই সমস্যা। <smacks lips> খুব বিপদে আছি।
হুম। হুম। আচ্ছা। হু, হু। হু, হু। আচ্ছা। আসলেই আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে আপনি বেশ একটা সমস্যার ভিতরে আছেন এবং আ এই যে আসলে সমস্যাটা একটা আ অনেকদিন ধরে একভাবে চলতে, চলতে পরে পুনরায় একটা নতুন routine করতে গেলে আসলে এই ধরনের সমস্যাটা তৈরি হওয়াটা একদম বেশি হবে না। দেখা যাচ্ছে যে সমস্যা আসবেই, এটা সমাধান করার জন্য কিন্তু সঠিক পথে এগোলে দেখা যাচ্ছে সমস্যার থেকে বেরিয়েও আসা যাবে। তো সেক্ষেত্রে আপনি যদি আমাকে আরেকটুখানি অ্যা ব্যাপারটা খোলসা করে বলতেন যে আসলে অ্যা কবে থেকে এই ব্যাপারটা তৈরি হয়েছে বা আপনার সাধারণ আ দৈনন্দিন অ্যা যে চলাফেরা সেটা আসলে কেমন বা আপনার দিনটা শুরু থেকে শেষ পর্যন্ত আসলে কিভাবে কাটে? যদি একটুখানি আ বলতেন তাহলে ভালো হতো।
হু, হু।